আমি তো অনেকবার গিয়েছি। কিন্তু ঐ টাইম টা তো অনেক ছোট ছিলাম। তা আমি বাহানা করছিলাম, আ অনেক উম উম বা ইয়ে করছিলাম, আমাকে নেয়নি আরকি। ঠিক আছে? আ পরে এ পরে এ হুম।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি, যে হয় না? যে, ছোট দেখে আপনি গরুর ধাক্কা খেতে পারেন। তারপরে লাথি দিতে পারে, অনেক সমস্যা হতে পারে। এইজন্য হয়তো আপনাকে নিয়ে যায়নি। এইজন্য কি আপনার মন খারাপ হয়েছে? নাকি আপনি মনে হল যে, বেঁচে গেলেন যাক এখন যেতে পারিনি?
এরপরে, হ্যাঁ, এটা সমস্যা হতে পারে। জি। হ্যাঁ, মন খারাপ হয়েছে বলতে, মন খারা মন খারাপের সুযোগই হয় না। আমাকে ঘুম পাড়ায় রাখছিল। বুঝতে পারছেন? আমি, আমি অ্যা
ও! আচ্ছা। ঠিক কি বলা হয়? ১ বার হয়েছে। পর পর বর বছরেও কি আপনাকে ঘুম পাড়িয়ে তারা চলে গেছে? নাকি তারাই ই ইচ্ছা করে আপনি যখন ঘুমাবেন, তারপরে বের হত?
জি। না। তখন একটু বড় হইছিলাম। আ আর পরের বছর রাতে গেছিলো। অ্যা ঠিক আছে? আ তারপর ও ক্লাস 3 যখন পড়ি তখন ১ম বার নিয়ে গেছিল।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তখন তো বেশ কিছুটাব
অ্যা ও আর যো যো ১ম কার ঘটনা যেটা বলতেছি। ওইটা হইলো ক্লাস 1 না 2 তে পড়ি ঐরকম একটা অবস্থায়। তখন অ্যা অ্যা আমার মা খাওয়ায়-দাওয়ায় দুপুরে <chuckles> আ ঘুম পায় রাখছে। এই দুপুরে কিছুক্ষণ আব্বুর আ আব্বু আর বড় ভাই আপনের কিছুক্ষণ রেস্ট নিয়ে, অ্যা ৩ টা ৩.৫ টার দিকে বের হয়ে যায়। তখন আমি মনে করলাম যে কাঁচা ঘুমে মগ্ন। <laughs> এরকম অবস্থায় যায়া
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আও! আচ্ছা। তখন যেয়ে গরু কিনে নিয়ে এসেছে। তো আপনার য ১ম অনুভূতিটা কি ছিল? যে গরু বা যেটাই নিয়ে এসেছে আপনার হাটে ঘুরে এজ আসলো আপনার ভাই এবং বাবা। এসে আপনার সাথে যখন গল্প করলো তখন আপনি আসলে আগ্রহ নিয়েই নিশ্চয়ই শুনেছেন। যে কিভাবে কি হয়, গে হাটে কি হচ্ছে? মানে এই বিষয়টা তখন আপনার কাছে কেমন লাগতো? যে হার্ট যদি বলা হয়, আপনার চোখের সামনে কেমন ভাসতো?
তখন আ হু। গরু কিনে আনেনি। জি। হু। জি। হ্যাঁ।

ওই খাবারগুলো অ তার মধ্যে অনেক খাবারই এখন পাওয়া যায় না। আ আপনার নাবিস্কো এক ধরনের চকোলেট ছিল। তখন ২৫ পয়সা করে ছিল।
হ্যাঁ, হ্যাঁ। ওই যে, হ্যাঁ, আপনার নারকেল দেয়া।
আ নারকেলের অনেক, অনেক flavor আনারস, নারকেল, তারপর আপনার মনে করেন যে, আ orange, mango বিভিন্ন flavor এর আছে। ৪ ৫ type এর ছিল। আমার বাবা মাঝে মধ্যে পুরা এক packet নিয়ে আসতো আমার জন্য। অ ৬ দিন ৭ দিন ধরে খেতাম।
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নাবিস্কোর এ নাবিস্কের লজেন্স বলে যেটাকে। তো এইগুলো আসলে
হ্যাঁ, লজেন্স ওগুলা ৳২০ করে পেয়ে যেত পুরা ফুল প্যাকেট। ১০০ piece ১০০ piece এর মতো ছিল। একটা প্যাকেটে।
হ্যাঁ। ১০০ piece এর মতো ৳২০। ওহ অনেক তো। আম আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যা আসলে অ্যা ৳২০ করে প্যাকেটে তো অনেকগুলোই পাওয়া যাওয়ার কথা। জ্বী, জ্বী, জ্বী।
হুম, হুম। জ্বী, হ্যাঁ, তো ওটা আব্বু আনত আমাদের জন্য ছোটবেলায় মাঝে মধ্যে। অ্যা তো ওটা খেতাম। ওটার সাথে কিন্তু অনেক স্মৃতি। ঠিক আছে? তো ঐটা, ঐটা আনতো। এখন তো ওই চকলেট পাওয়াই যায় না। নেই শেষ। ঠিক আছে। Last দেখছিলাম ঐ ২০১১-১২। তখন আমি হয়তোবা ফা 6 এ পড়ি। এই রকম সময় দেখছিলাম।
কিন্তু বাণিজ্য মেলাতে তো বাণিজ্য মেলাতে তো পাওয়া য যায় মানে জানা যেত যে, বাণিজ্য মেলাতে কিন্তু খুঁজলেও কা এই কোম্পানি গুলো তো আর একদম উঠে যায়নি। হয়তো ধরনটা পাল্টেছে কিন্তু থাকার তো কথা। আপনি কি কখনো দেখেছেন?
হুম। হ্যাঁ। ধরন পাল্টাইছে হয়তোবা আপনারা মনে করেন যে, ঐ যে, ঐতিহ্য ঐতিহ্য বজায় রাখার জন্য পুরনো কিছু জিনিসগুলো আনে nostalgic তৈরি করার জন্য। এটা policy ঐটা push প্রতিটা দেশের বিভিন্ন বড়, বড় কোম্পানি করে থাকে। অ্যা ঠিক আছে? নাবিস্কো বিস্কিট ও তো এখনো পাওয়া যায় কিন্তু খুব কম। আপনার গ্রাম বাংলায় দেখবেন যে, পাওয়া যায়। সব জায়গায় পাবেন না। কিন্তু আছিলো নাবিস্কো একটা বিস্কুট আছিলো এনার্জি টাইপের অনেক মজা বিস্কুট ছিলো। ঐটা গ্রামে পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে বেশি একটা দেখা যায় না ওই বিস্কুটগুলা। তো হ্যাঁ, অইটা ওইটাও হা হারাই যাইতেছে আস্তে, আস্তে। তারপর হাওয়াই মিঠাই। আপনার দেখা যেত ট্রলিতে করে আসতো। এখন তো packing করে বিক্রি করে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটাও সঠিক বলেছেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা। হ্যাঁ, হাওয়াই মিঠাই তো ট্রলিতে ওই যে, অ আপনার গুঁড়ো করে ব্যা মানে চিনির রঙিন চিনি দিয়ে একদম বানিয়ে দিত। জ্বী, জ্বী, জ্বী। কিন্তু এটা কিন্তু এখনো আছে। এটা কিন্তু ঐযে বিভিন্ন মেলাগুলো যে, হচ্ছে সেগুলোতে কিন্তু আপনার স আপনার সামনেই কিন্তু বানিয়ে দিচ্ছে। প্যাকেট ও করে দিচ্ছে, বানিয়েও দিচ্ছে। এভাবেই কিন্তু হচ্ছে এবং চাইলে আপনি হয়তো রং মিশিয়েও করে ফেলতে পারছেন। আছে না যে, আপনি সবুজ অ সবুজ চিনি দিলে সবুজ রঙের চিনি দিলে সেই আপনার হাওয়াই মিঠাইটা সবুজ হচ্ছে। হ্যাঁ, caramel sugar টা যেটা থাকছে। আ মানে, মানে সু caramel sugar না ঠিক এটা হচ্ছে শুকনো চিনিটাই থাকছে রং মেশানো। এরকম কিন্তু প্যাকেটও পাওয়া যাচ্ছে। দোকানেও পাওয়া যাচ্ছে কিন্তু আজকাল। এবং
জ্বী আচ্ছা সা আমাদের সামনে বানিয়ে দিত। আমাদের সামনে বানিয়ে দিত। হ্যাঁ। আবার lottery system ও কিন্তু থাকত। হ্যাঁ। ওটা packaging করে বসায়। Packaging করে। জ্বী। হুম। হুম। ক্যারামেল সুগার। জ্বী। হ্যাঁ। জ্বী। আচ্ছা। দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু ওই যে, আপনার আগের মতো যেমন ট্রলিতে করে আসতো না বানাই দিত আমাদের সামনে সেই স্মৃত্তিটা। আমাদের সামনে তারপর লটারি থাকতো। আ একটার সাথে একটা কিনলে একটার সাথে একটা free।
জ্বী, স্মৃতিটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, lottery lottery বিষয়টা কি?

একদম মানে এখনো দেখানো হলে দেখবে। এখনো দেখানো হলে সবাই দেখবে এই, এই নাটকটা। জি, জি, জি।
এই নাটকটা দেখছি। তারপরে আর একটা নাটক আসিলো, হুম। সবাই দেখতো এবং এটা কিন্তু YouTube এও আছে। আমি কিন্তু মাঝেমধ্যে দেখি। আ এই নাটকের কিছু, কিছু অংশ।
চমৎকার। আপনি কি শুধুমাত্র ওই যে পুরো নাটকটা একবারে দেখেন? নাকি ধাপে, ধাপে আছে না যে অ্যা কিছু clip চলে আসলো। আপনি তখন দেখা শুরু করলেন মানে আপনার এই যে স্মৃতির বিষয়টা আপনার কিভাবে মনে হচ্ছে যে এটা তো শুধু নাটক না। আপনার অন্যান্য ক্ষেত্রেও নিশ্চয়ই এমনটা হয় যে, হয় না যে টিভিতে দেখলেন বা কোথাও শুনলেন, গানটা শুনতে পেলেন তখন আপনার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যার ফলে আপনি আবার দেখছেন। এমনটা হয়েছে?
হুম। জি। হুম। জি। হ্যাঁ। এটাও কয়েকবারই হয়। আ তেমন যেমন বিগত ৩ ৪ বছরে আপনের মনে করেন যে আরেকটা add আছে RC Cola এর। আ বি কুরবানি ঈদের সময় আসলে এটা
আচ্ছা অবশ্যই। RC Cola এর কোনটা? ঐযে মাহফুজ যেটা? RC মজার কত, ঐটা?
অ্যা হুম। না ওটা তো আছেই। আরেকটা আছে। ‘’ভাই সাব খবর একখান, খবর একখান দেরি হইয়া যায়।‘’ আ ঠিক আছে? কুরবানি ঈদ হ্যাঁ, এ আসলে এখন এই বিগত ৩ ৪ বছরে এটা আ আপনার বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ছড়ায় আ শেয়ার করে থাকে দেয়। তো এই নাটক এই আপনার add টা কিন্তু আপনার মনে করেন যে অনেক nostalgic আমার কাছে তো লাগে। কারণ আমার ছোটবেলার স্মৃতির সাথে এটা জড়িয়ে আছে। আ দুই হাজার চার-পাচঁ সালে হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ। কুরবানির ঈদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। একদম মিলে যাচ্ছে। কারণ কোরবানির গরুর কিনতে যাওয়া, হাটে যাওয়া। একদম চমৎকার।
জি। আ তো হ্যাঁ এই নাটকটার সাথে আপনি মনে করেন যে শৈশব স্মৃতি related। দেখা যেত যে নাটকটা ছাড়া হত। দেখা যেত যে আগে কিন্তু আপনার বিটিভি চ্যানেলই ছিল। আপনার তখন দেখা যেত যে আ আপনার একটা movie বা নাটক দিলে তার মাঝখানে অনেকটা অনেকক্ষণ একটা বিরতি দিত। প্রায় ৫ মিনিট, ১০ মিনিট minimum একটা বিরতি থাকত। তো দেখা যেত যে অনেকগুলা এড থাকতো। তারপর বেশিরভাগ কিন্তু এই RC Cola এর এডটা কিন্তু চলতো। তো আমি কিন্তু মনে করেন যে অধির আগ্রহ নিয়ে নাটক দেখার পাশাপাশি কিন্তু এই RC Cola এর এডটা কিন্তু দেখতাম। যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম। এবং দেখা যেত যে আমার বাবা ভাই আপনার কুরবানির টাইমে আ গরু কিনতে যেত হাটে। আ ঠিক আছে? আমি
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আপনি যেদ গিয়েছেন? হাটে কখনো?